আ আসলে বর্তমান সময়ে আ বেশ কিছুদিন ধরে আমি আ বেশ কিছু বিষয় নিয়ে খুব হতাশার মধ্যে আছি। আমার মানসিক অবস্থা তেমন ভালো নয়। তো আমি বুঝতে পারছি না আসলে কি করব? আমি যতই চিন্তা করছি, আমার মনে হচ্ছে চিন্তার কোন শেষ নেই। তো সবগুলো বিষয় একসাথে দেখে, আমি আসলে আ খুবই হতাশ, খুবই, খুবই হতাশ। আমি কী করব বা কি করব না। আমি আসলে কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা। উম। ঠিক আছে। আসলে না আপনার গলা শুনে কিন্তু মনে হচ্ছে যে, আপনি কোন একটা বিষয় নিয়ে খুবই চিন্তার মধ্যে আছেন কিংবা আসলে খুব কঠিন একটা সময় পার করছেন। আ যে কারনে আপনার মধ্যে হয়তোবা হতাশা আছে, উদ্বেগ আছে। তো আমি আসলে যদি আপনার কাছে একটু জানতে চাই, যে আপনি যে অনুভূতিগুলো আসলে আ উম অনুভব করছেন, সেগুলোর পিছনে আসলে কারনটা কি? এই ধরনের কোন কিছু কি আসলে বুঝতে পারছেন? যে কেন এই উদ্বেগটা হচ্ছে? কিংবা আপনি আ হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন? চি অ্যা চিন্তাটা কেন হচ্ছে? এটার কারনটা কি কখনো identify করতে পেরেছেন?
আ হ্যাঁ, আমি বিষয়গুলা দ আ আইডেন্টিফাই করতে পারছি। আমি আসলে আ বর্তমান বিশ্বের আ বিভিন্ন ধরনের আ পট-পরিবর্তন, আ এগুলো রাজনৈতিক পরিবর্তন, হ্যাঁ? বিভিন্ন ধরনের আ গোষ্ঠীর উথান, আম বিভিন্ন জায়গায় আ সন্ত্রাসী হামলা বা আ অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পরিবর্তন, হ্যাঁ? ইভ ইভেন আ বিভিন্ন সময় যে, কৃষির যে পরিবর্তনগুলো আসে, আ সেগুলো নিয়েও আসলে আমি আ খুব ভাবছি, আমি সবগুলো বিষয় একেবারে আ ভেবে আমি আসলে খুবই হতাশা বোধ করছি। বিষয়গুলা একেবারেই মানতে পারছি না আমি। আ আমার মনে হয় একটু আ বড় করে বললে, আপনি বিষয়টা বুঝতে পারবেন।
হুম, হুম। জি। হুম, হুম। জি, অবশ্যই। আহ
আ বিষয় হুম, আমি যে আ বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন দেশে আ বিভিন্ন ধরনের আ হামলা হচ্ছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, মানুষকে আটক করা হচ্ছে। বিভিন্ন ধরনের আ আত্মঘাতী হামলাগুলো হচ্ছে। এগুলো একেবারেই, একেবারেই মানুষের যে, সাধারণ কিছু বক্তব্য, সাধারণ কিছু চাহিদা। একেবারে তুচ্ছ কারণে অনেক বড়, বড় ঘটনা ঘটে যাচ্ছে। অনেক আ unwanted বিষয় হচ্ছে। বিষয়গুলো আসলে মানা খুবই কঠিন। আমি এই বিষয়গুলো একেবারেই মানতে পারছি না। এগুলো থেকে আসলে কি করব বা কি করা উচিত, ভবিষ্যতে কি হতে পারে? সবকিছু ভেবে আমি খুবই উদ্বিগ্ন।
জি, অবশ্যই। আপনের কথা থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে, আপনি আসলে এই ব্যাপারগুলো নিয়ে, বৈশ্বিক সংকট কিংবা এই যে আ আসলে হানাহানি কিংবা মানবিক দিক থেকে যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো নিয়ে খুবই চিন্তিত। আসলে আমি বলবো আপনাকে হতাশ হতে না। কারণ দেখুন আ আসলে এটি এখন আ এমন একটা সিচুয়েশন, যেখানে আপনে আ আমরা যদি আমাদের নিজেদের মানসিক প অবস্থার পরিবর্তন না করি কিংবা আমরা একে অপরকে সহায়তা না করি, তখন হয়তোবা জিনিসটা আসলে আ অনেকটা বেড়ে যেতে পারে। তো এই জিনিস সম্পর্কে যদি আমি আরেকটু আপনার কাছে আসলে অ্যা জিজ্ঞাসা করি যে, আপনের মধ্যে এই যে উদ্বেগ কিংবা চিন্তা, এটি আসলে আ কবে থেকে শুরু হয়েছে? বা এই জিনিসগুলো কি এমন কখনো হয়েছে যে, এই জিনিসটা আপনের যে দৈনন্দিন জীবন আছে, আপনার রুটিনটা আছে, যেটি হতে পারে আপনার কর্মজীবন, আ অ্যা প পার্সোনাল লাইফ কিংবা অন্যান্য সম্পর্ক। সেখানে কি কখনো এগুলো আপনাকে প্রভাবিত করছে? আ কিংবা এগুলো তে জন্য কি কখনো কোনো সমস্যা আসলে আপনে ফেস করছেন?
হুম। হ্যাঁ। আ আসলে সমস্যাটা আমি অনেকদিন ধরেই ফেস করছি। আম আমি যখন আ আসলে এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেট আ যখন available হয়েছে সবার হাতে যেমন, আ করোনার সময় ২০২০ থেকে। হ্যাঁ? তো তখন থেকে আসলে আমি আ বিশ্বে কি ঘটে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, হানাহানি বা এই ধরনের বিষয়গুলো খুব আ ভালোভাবে ফলো করার চেষ্টা করছি। তো আমি মূলত সেই সময় থেকেই আসলে খুব হতাশ আ এই বিষয়গুলো নিয়ে। মানুষের দ্বন্দ্ব, মানুষের অ্যা একেবারে সাধারণ কারণে অনেক আ
জি। হু, হু। জি একদম। হু।
খারাপ আ ক কোন ঘটনা ঘটিয়ে ফেলা, সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী হামলা, এগুলো নিয়ে আসলে আমি হতাশ। আর এগুলো আসলে আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু প্রভাব ফেলছে। একেবারে যে ফেলছে না, তা না। আপনি যদি একটা ভালো খবর শোনেন, তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি যেমন উল্লসিত হয়ে উঠবেন। ঠিক আ তেমনি আপনি যদি একটা খারাপ খবর শোনেন বা কোথা থেকে খারাপ কোন নিউজ আসে, তখন কিন্তু আপনি আ খুব আ কষ্ট পাবেন। আ উল্লসিত হবেন ভালো খবরে, তেমনি আ কষ্ট পাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে খারাপ খবরগুলো খুব বেশি। হ্যাঁ? খারাপ খবরগুলো খুবই বেশি। আ বিশ্বে বাজে, বাজে অনেক ঘটনা ঘটছে। এই হামলাগুলো তো একেবারে অ্যা সাধারণ সন্ত্রাসী আ বিষয়গুলো। এগুলো হয়তো আমরা চেষ্টা করলে প্রতিরোধ করতে পারি। কিন্তু আপনি যদি দেখেন যে, জলবায়ু পরিবর্তন বা বিভিন্ন জায়গায় রাজনৈতিক পট পরিবর্তন কিংবা একটু আ উগ্রপন্থী দলগুলোর বা একটু ডানপন্থী দলগুলোর আ ক্ষমতার কাছাকাছি যাওয়া বা ওদের অ্যা জনসমর্থন বৃদ্ধি, এ বিষয়গুলো আমাকে আসলে ভাবাচ্ছে। আর আমি মূলত মনে করছি মানুষের যে নীতি, নৈতিকতা, হ্যাঁ? এগুলো দিনদিন পরিবর্তন হচ্ছে। মানুষের এই ধরনের পরিবর্তন আমাকে খুব বেশি ভাবাচ্ছে। আ আমি এগুলো থেকে একেবারেই বের হতে পারছি না বা কি করব কিছুই বুঝতে পারছি না।
বুঝতে পারছি। জি। একদমই স্বাভাবিক একটি ব্যাপার আসলে। হুম। আচ্ছা। দেখুন, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু একজন সচেতন মানুষের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। কিরুন কারণ আ অনাকাঙ্ক্ষিতভাবে যখন আসলে কোথাও হামলা হচ্ছে কিংবা আসলে আ জীবন নাশের একটা ব্যাপার হচ্ছে, তখন এটি প্রত্যেকটা মানুষকেই আসলে আ তার জীবনে নাড়া দিয়ে থাকে কিংবা তার মানসিক দিক থেকে আসলে আ কিছুটা অপস্তুত তৈরি করে ফেলতে পারে। না, আমি বলবো আসলে এই যে জিনিসগুলো থেকে আ আসলে কিছুটা পরিত্রাণ পাওয়ার কিন্তু উপায় আছে। আ যেরকম আপনি কিন্তু যেটি আসলে বলছিলেন, বৈশ্বিক উষ্ণায়নের কথা, সেক্ষেত্রে কিন্তু এই বৈষ্ণিক উষ্ণায়নের কিন্তু আমাদেরও কিছু হাত আছে যেটি, আ আসলে মাধ্যমে কিন্তু কিছু, কিছু ছোট, ছোট স্টেপ নেওয়ার মাধ্যমে কিন্তু এটিকে আসলে রুখে দাঁড়ানো কিংবা আসলে কিছুটা পরিবর্তন আনা কিন্তু আমাদের পক্ষেও সম্ভব।
হুম।
যেরকম, আমরা কিন্তু চাইলেই এইযে বৈষ্ণিক উষ্ণায়নটাকে আসলে আ রোধ করার জন্য নিজেদের জায়গা থেকে আমাদের যার যতটুকু আসলে ছোট, ছোট জায়গা আছে, সেখানে কিন্তু আমরা চাইলে সবুজায়নটা করতে পারি। এতে যেটি হবে যে, কার্বনের পরিমাণটাও আসলে কমে আসবে। আস্তে, আস্তে হচ্ছে গিয়ে তাপ শোষণে যে এটি লিস্ট কমে না গেলেও এখন যে state টাতে আছি, সেখানে কিন্তু আসলেই অনেকটুকু stable থাকার একটা chances আছে। আ সেই সাথে প্লাস্টিকের যেই আসলে ব্যবহার কিংবা অতিরিক্ত হচ্ছে গিয়ে আ যেটি হয় যে আসলে machineries use করা কিংবা আমরা যে, যান্ত্রিক দিক থেকে যেটি আছে, সেগুলোকে কিছুটা কমানো কিংবা পরিবেশ দূষণের আ যে ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আসলে আ ব্যবস্থা নেয়া যেতে পারে। আর আরেকটি যেটি বললেন, আসলে রাজনৈতিক যে পরিবর্তন গুলো আছে, অ্যা কিংবা আসলে হানাহানি, সেইক্ষেত্রে আসলে যেটি করা যেতে পারে, আমরা যখন আমাদের যে রাজনৈতিক প্রতিনিধিদের আসলে
আচ্ছা। হুম। হ্যাঁ।
আ সামনে আমাদের নিরবা আ যখন আসলে আমরা চুজ করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে যে, আমাদের সামনে আসলে আমরা ফিউচারে কি পেতে পারি উনার কাছ থেকে? কিংবা আসলে এই দলটা আমাদেরকে আ কি বেনিফিট দিবে? সেভাবে যদি আমরা আসলে চিন্তা করি, প্রত্যেকটা মানুষি আসলে যদি চিন্তা করে, তখন কিন্তু একটা পরিবর্তন আনা সম্ভব। আসলে দেখুন, পরিবর্তনটা তো আ আসলে আ একদিনে আনা সম্ভব না। এটি ছোট, ছোট আসলে মানসিক চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু আনতে হবে। এ এইভাবে কখনো চিন্তা করে দেখেছেন? কিংবা আসলে কোনো ক কখনো কি কোন ছোট, ছোট স্টেপ কি নেওয়া হয়েছে?
হুম। হ্যাঁ। আহ আসলে আমি বিষয়গুলো নিয়ে এত বেশি হতাশার ভেতর দিয়ে যাচ্ছি। আ বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কার্যকরীভাবে কি করা যায়? এটা একেবারে আসলে ভাবার সময় হয়নি বা, আসলে ভাবার মতো মানসিকতাই আসলে ছিল না। হ্যাঁ? তো এজন্য আসলে বিষয়গুলো কিভাবে প্রতিরোধ করা যায়? সেটা নিয়ে আসলে আ আ একেবারেই চিন্তা করা হয়নি। বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি ভীত যে, আসলে আমরা কী করবো বা, আ কি করা উচিত বা, কি করা উচিত না, কি, কি পদক্ষেপ নেব বিষয়গুলোকে আ এক আ সমাধান করার জন্য বা, বিষয়গুলো লাঘব করার জন্য? একেবারে আসলে কিছুই করতে পারছি না। আর আমি মূলত যে বিষয়টাতে ভীত ছিলাম যে আসলে, রাজনৈতিক পরিবর্তন। তো এই রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা আ সরাসরি ভিকটিম হতে পারি। আমরা সরাসরি রাজনৈতিক বিভিন্ন বি আ সমস্যার শিকার হতে পারি। আ যেমন ধরুন আ বর্তমান সময়ে আ বিভিন্ন দেশ কিন্তু অভিবাসী আ বিরোধী নীতি গ্রহণ করেছে। আমাদের কিন্তু অনেকেরি শখ অ আ দেশের বাইরে গিয়ে আ বিভিন্ন মানুষের সাথে পরিচিত হওয়া, বিভিন্ন জায়গায় ভ্রমণ করা বা, শিক্ষা অর্জন করা পৃথিবীর আ সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বা, পৃথিবীর সেরা শিক্ষকদের অ কাছ থেকে। আ যদি অভিবাসন বিরোধী নীতি নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা উচ্চশিক্ষা থেকে বা, পৃথিবীর সেরা শিক্ষাটা থেকে বঞ্চিত হবো। আমরা অনেক সুযোগ থেকে বঞ্চিত হবো। এই বিষয়টা কিন্তু আমাকে অনেক ভীত করে তুলে। হ্যাঁ? তো বিষয়টা নিয়ে আসলে কী করবো? বা একজন মানুষ হিসাবে এটার জন্য আসলে কি করা যায়? আমি কিছু বুঝতে পারছি না। খুব ভালো হয় যদি আপনি এই বিষয়টাকে আ বিষয়টাকে একটু সহজ করে ফেলেন বা, বিষয়টা আমার জন্য একটু বোঝান যে, আসলে কি করা উচিত?
আচ্ছা। হুম। জ্বী, একদমই ঠিক বলেছেন। হুম, হুম। আ আসলে দেখুন, যেহেতু এটা একটা বৈশ্বিক ব্যাপার সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আ ছোট, ছোট যে স্থানীয় resources গুলো আছে কিংবা সূত্র আছে, সেখান থেকে কিন্তু সহায়তা নিতে পারেন। কিংবা সেই ক্ষেত্রে বিশ্বস্ত কিছু তথ্য, যেখানে আসলে আপনি এই ব্যাপারগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন, কিংবা আমাদের কিন্তু নানা ধরনের আসলে অ্যা কাউন্সিলর আছে কিংবা আসলে দূতাবাস আছে। তাদের সাথে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন কিংবা তাদের কাছে আসলে জানতে চেতে পারেন, কেন ওই জিনিসটা হচ্ছে? কিংবা আসলে এই কারণগুলো কেন আছে? কোত্থেকে হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখতে পারেন। যদিও জিনিসটা সম্পূর্ণরূপে আসলে অ্যা রাজনৈতিক ব্যাপার যেটিতে সাধারণ যে মানুষ আছে তাদের কিন্তু আ আসলে অ্যা জায়গাটা খুবই কম, যেখানে তারা আসলে কিছু করতে পারবে কিংবা তাদের পরিবর্তন আনার কিন্তু জায়গাটা খুবই কম। অ্যা কিন্তু আমরা যদি প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে আসলে ছোট, ছোট করে অ্যা আসলে যদি পরিবর্তন আনতে চেষ্টা করি কিংবা আমাদের যে মানসিকতা আছে সেটি চেষ্টা করি, আমরা যদি তথ্য সূত্রগুলোকে খুঁজি, আর সেগুলোর আসল resources গুলো জানি, question করতে জানি, তখনই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো থেকে হয়তো বা আমরা কোনো solution করতে পারব। কারণ আপনি যখন আপনার সমস্যাগুলো জানতে, বুঝতে পারবেন, প্রশ্ন তুলতে পারবেন, তখনই কিন্তু আপনি সেটির solution একটি পাবেন। আ সেইজন্য কিন্তু আমাদের সবার প্রথমে দরকার সচেতনতা আর প্রশ্নটা করা। নিজের right সম্বন্ধে অবশ্যই জানা, আর সেগুলো সম্বন্ধে অবগত থাকা।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা খুব ভালো বলেছেন। অ্যা আমরা আসলে প্রশ্ন করতে পারি না দেখেই হয়তো আমরা অনেক কিছু জানি না, আর আমরা বিষয়গুলো নিয়ে হতাশার মধ্যে থাকি। তো আপনি যেমন বলেছেন যে রাজনৈতিক পরিবর্তনগুলো সম্পর্কে জানা, বা আ রাজনৈতিক আ বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ আ কেন হলো? বা কী কারণে নেয়া হলো? এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা। এই বিষয়গুলোতে আমাদের কী করতে হবে? বিভিন্ন সিচুয়েশন এ আমাদের কর্তব্য কী? এগুলো যদি আমরা ঠিকমত বুঝতে পারি তাহলে হয়তো আমরা আ ভালো কিছু করতে পারব। আ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আ আশা করি আ আমার আমার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।
জি। জি, অবশ্যই। জি। আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আপনিও ভালো থাকবেন। ধ